উম! মানে আসলে এই যে আ আগের যে এলাকার যে ভাষাগুলো আ মানে আঞ্চলিক যেটা সেটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে ধীরে, ধীরে, আসলে এক টা অন্যরকম পর্যায়ে চলে আসছে। তো এটা কিন্তু আপনি বললেন। তো সেক্ষেত্রে যে আপনি সোশ্যাল মিডিয়া তো অবশ্যই ব্যবহার করেন তাই না? তো এই সোশ্যাল মিডিয়া বাংলা লেখার চেষ্টা করেন কখনো? আর করেন কিনা সেটা আসলে জানতে চা
হু, হু। হু, হু। জ্বী। হ্যাঁ, তো আমি তো বাংলায় বেশি টাইপ করি। কারণ হচ্ছে যে একসম ওই যে যখন ১ম ১ম যখন শিখলাম। তখন যে অ্যা আপনার শুধু ইংলিশ অ্যা ওয়ার্ড গুলো সরি লেটার গুলো দিয়ে ওয়ার্ড লিখতে হত। ইংলিশ শব বাংলিশ যেটা। ওটা দেখলে আমার হাসি পায়। কিন্তু আমি এখন যথাসাধ্য চেষ্টা করি যে, সবকিছুই বাংলায় লেখার। বাংলায় লেখার। জানেন বাংলা থেকে বাদ যাচ্ছি একটু আগে আপনাকে আমার একটু বলতে ইচ্ছে করছিল। বইয়ের ভাষা ছিল কিন্তু হেঁসেল শব্দটা তো আপনি নিশ্চয়ই শুনেছেন।
হ্যাঁ, তাই নাকি ভাই। <chuckles> জি। হ্যাঁ। বাংলিশ। <chuckles> আচ্ছা, আচ্ছা। বুঝতে পে হুম। হেঁসেল।
শুনেছেন কিনা জানি না এ্যা বোঝা গেল আপনার হাসি শুনে শোনেন নি। তো হেঁসেল আঞ্চলিকে বলত হেনসেল। যা হোক চন্দ্রবিন্দু থাকেই বানানের উপরে একটা। এখনকার কেউ হেঁসেল মানেই জানবে না আমার ধারণা আপনিও হয়তো পরিচিত না আপনার কাছে মানে হচ্ছে রান্নাঘর। হ্যাঁ, তো আগেও বইয়ের আ গ মা মানে লেখকরাই হেসেল শব্দটা লিখতেন। এটা একটা লিপ্ত ভাষা শব্দ। সেটাই এখন আর নেই। এখন ওই রান্নাঘর কদিন দুদিন পরে বুঝবে না, বুঝবে এত বেশি কিচেন বলে সবাই। বাচ্চাকে ধরেন মুরগির মাংস খাওয়াচ্ছে। কিন্তু সেটা এখন আর মুরগির মাংস বলে না। চিকেন। বাচ্চাও জানে যে হুম, <smacks lips> তো হারিয়ে যাচ্ছে তো বাংলা। তো ধরে <blows air> রাখার জন্যে আ দৈনন্দিন কাজে
<chuckles> আচ্ছা, আচ্ছা। হুম শুনি নি আমি। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, আচ্ছা। <laughs> মানে উম বুঝতে পেরেছি। <chuckles> কিচেন রুম। <chuckles> হ্যাঁ। চিকেন বলে। <chuckles> বুঝতে পেরেছি। বাহ বেশ চমৎকার বললেন। হ্যাঁ।
বাংলা শব্দটাই ব্যবহার করতে হবে। আমি যদি, আমি অন্য ভাষায় দক্ষ পারদর্শী এটা আমার কোয়ালিটি আলাদা একটা কিন্তু নিজের ভাষাটাকে আমি বিসর্জন <chuckles> কেন অন্যর ভাষা
বাহ! এটা ধরে রাখা উচিত আর কি। উ! বাহ।